বুঝতে পেরেছি। অনেক সুন্দর করেই বললেন যে আসলে ভয়েস দিয়েও আবেগ প্র প্রকাশ করার চেষ্টা করেন। আবার এমনি থাকলেও আপনার আবেগ প্রকাশ করা যায়। যে এমনিও যে কথা বলেন। ভালো কিন্তু হ্যাঁ মানে স্বাবিকভাবে হ্যাঁ বুঝতে পেরেছি। আ স্বাভাবিক যে voice টা আছে আপনি সেভাবেও আবেগ প্রকাশ করা হয়। তো আপনি এই যে কোন ধরনের মানুষের সঙ্গে থাকলে আপনার যে স্বাভাবিক যে voice টা সেটা আ বাহির হয়ে আসে?
জি, জি। আবেগটি প্রকাশ হয়। কোন না কোনভাবে আবেগটি প্রকাশ হয়ে যায়। জি, ঠিক নেই। নিশ্চয়ই। <laughs> আ বন্ধু-বান্ধবের সঙ্গে সবচেয়ে বেশি স্বাভাবিক স্বর যে voice সেটি বের হয়ে আসে। একেবারে গ্রামীণ ভাষা, কাঁচা ভাষা সেখানে ব্যবহার হয়। আ তুই-তুকারি থেকে শুরু করে একেবারে মশলা জাতীয় কিছু আ কথাবার্তা হয়। যেগুলো হয়তো অন্য কারো সাথে এ ওইভাবে ঠিক বলা সম্ভব না। স্বাধীনতাটাও সেভাবে পাওয়া যায় না। তো হ্যাঁ, না পরিবারের বাইরে বন্ধু-বান্ধবের সঙ্গে একেবারে কাঁচা এবং একেবারে প্রমিত ভাষা, সহজ ভাষা, আ এই মন খুলে কথা বলা এগুলো হয়ে ওঠে।
জি, অবশ্যই। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা। জি, অবশ্যই। আচ্ছা, আচ্ছা। বেশ সুন্দর করেই বললেন যে আসলে আ দেখা যাচ্ছে আপনার বন্ধু-বান্ধবের ক্ষেত্রে বা পরিবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু যে সুন্দর মানে আপনার যে স্বাভাবিক ভাষা যেটা রয়েছে গ্রামের আপনার যে বললেন যেটা, প্রকৃত বাংলা ভাষা বা আপনাদের গ্রামের ভাষা যেটা আঞ্চলিক ভাষা সেই ভাষায় কথা বলার চেষ্টা করে থাকেন। বেশ সুন্দর করে বললেন, আপনি কি হ্যাঁ অ মানে সুন্দর করে বললেন এইযে আপনার অভিজ্ঞতাগুলো। যে আসলে কিভাবে আপনি নিজের ভাষাটা খুঁজে পেয়েছিলেন, আপনার স্কুল পর্যায়ে দেখ বললেন যে আসলে আপনি স্কুল পর্যায়ে আপনার ভাষাকে খুঁজে পেয়েছেন। আপনাকে অনেকটা জোর করে আপনাকে আ এটা দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও আপনি সেই বু জোর করে এটা নেওয়ার কারণে কিন্তু আপনি আপনার স্টাইলটা খুঁজে পেয়েছেন। সেখান থেকে আপনি বিভিন্ন হ্যাঁ, বিভিন্ন
জি, জি। জি নিশ্চই। জি, জি, জি। জি, নিশ্চয়ই, নিশ্চয়ই। মানে হিতে বিপরীত হয় না? তো বিপরীতে হিত হয়ে গেছে আমার ক্ষেত্রে সেটি। জি, জি।
জি, অবশ্যই। আচ্ছা, আচ্ছা। তারপর হচ্ছে আপনি বিভিন্ন প্র্যাকটিস করেছেন সেখান থেকে দেখা যাচ্ছে, ওই স্কুল কলেজে যে প্রোগ্রামগুলো হত সেগুলোতে আপনি আ ভাষ্যকার হিসেবে থাকতেন। তারপর হচ্ছে স্থানীয় যে পর্যায়ে যেগুলো থাকতো, সেগুলো তোও আপনি উপস্থা উপস্থাপক হিসেবে থাকতেন। তারপরে আপনি বললেন যে থিয়েটার করেছেন, আ তারপরে হচ্ছে ভাষা শেখার একটা কোর্সও করেছিলেন। সেটাও কিন্তু আপনি বললেন। অনেক সুন্দর করে বললেন কিন্তু আপনার এই অভিজ্ঞতাগুলো। যে আসলে আপনি এই যে প্রমিত একটা বাংলা ভাষা বললেন যে আপনি সবচেয়ে অ অ স্পষ্ট ভাবে কথা বলতে পারেন। সেটাও বলার চেষ্টা করলেন। তো অনেক সুন্দর ভাবে আপনার এই অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাকে অনেক, অনেক ধন্যবাদ।
জি, জি। জি, জি।